হ্যাঁ। ক্লাশ বলতে ঐরকম না। আ কিছুটা বিরোধ তৈরি করে, আমার মনে হয়। কিন্তু তারপরেও জিনিসটা আসলে ম্যানেজেবল। আমার মনে হয় যে, একটু যদি প্লান করে করা যায়? তাহলে জিনিসটা মেনেজ করা যায়। যেমন ১ ঘন্টাও যদি কেউ ডেইলি এক্সারসাইজ করে বা সে যদি একটু আ সে তো খাবে, তাই না? সে হয়তো খাওয়ার সময়টা হয়তো সে সন্ধ্যা, সন্ধ্যা বেলায় খাচ্ছে। তাই না? তো সেই সময়টা সে যদি কোনভাবে মেনেজ করে, আ তার যে, আসল খাবার টাইম, দুপুরের খাবারটা ১ঃ৩০ টা থেকে 2 টার মধ্যে। এটা যদি কোনভাবে সে আগায় নিয়ে আসতে পারে, আ সে হয়তো খুব জরুরি কাজে আছে। আ তখন সে আ ধরেন আ গতানুগতিক যে, খাবার যেটা খেতে হয়তো, ২০ মিনিট সময় লাগে। সে এই খাবারটা না খেয়ে সে কিন্তু, আ মানে একই পুষ্টি বহন করে, এরকম খাবার ৫ মিনিটেও খাওয়া সম্ভব। ধরেন ঐ যে, সলিড ফরমেট বা এই জাতীয় যেগুলো আছে, আ খাওয়া সম্ভব। তো এই জিনিসটা আসলে যদি সে ওইরকম মেনেজ করতে পারে, তখন আমার মনে হয় যে, আসলে ক্লাশ টাকে এড়ানো যায় আরকি। কারণ দেখা যায় যে হ্যাঁ। সদিচ্ছা রাইট। একদমই আপনি চমৎকার বলেছেন সদিচ্ছা। আ দেখা যায় যে, ক্যারিয়ার এর জন্য তো আসলে আ তার আ ১৬ ঘন্টা বা ১৮ ঘন্টা কাজ করতে হবে, বা এরকম কিছু করতে হবে। এরকম না। কাজ অবশ্যই বেশি করতে হবে। অবশ্যই পর্যাপ্ত পরিমাণ এবং অনেক সময় দেখা যায়, প্রয়োজনের চেয়েও বেশি করতে হয়। সেক্ষেত্রে সে তো না খেয়ে বাঁচতে পারবে না। তাই না? তার তো খেতে হবে। তো সেটা সে যাতে ক সে যদি ঐটা প্রপার একটা প্লান করে, যে, তার যে, খাওয়ার সময়, সেটা সে করবে। তার যে, ঘুমের সময়, সেটা সে করবে। এবং কিছু ক্ষেত্রে দেখা যায় যে, আ ওয়ার্কআউট এর যে, বিষয়টা, ওয়ার্কআউট এর যে, সময়টা, সে হয়তো অ সকালে ১০ মিনিট অনেক সময় ১০ মিনিটও এনাফ হয়ে যায়, যদি ওরকম আ মানে অর্গানাইজড ওয়ে তে সে একটু এক্সারসাইজ করে রাইট, রাইট
আচ্ছা। একদম, একদম। একদম, একদম। হু, হুম। আসলে সদিচ্ছা সদিচ্ছার ব্যাপারটা মনে হয় একটু বেশি? একদম। একদম। অবশ্যই, অবশ্য। জ্বী, জ্বী, জ্বী, জ্বী। মানে একটা প্ল্যানিং করে আসলে ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাওয়া। নাকি? এটা বেশ চমৎকার আসলে বলেছেন। আ তো সেক্ষে
রাইট। সে হ্যাঁ, একদমই, একদমই। হ্যাঁ। ঘুমের ক্ষেত্রেও দেখা যায়, এরকম যদি একটু কেউ এক্সারসাইজ করে, ঘুমে আ ঘুমের আগে ১০ মিনিট, সেক্ষেত্রে কিন্তু তার ঘুমটাও ভালো হয়। এবং পরের দিন সে যে, ক্যারিয়ার এ ফোকাস করবে, তার ফোকাসটা কিন্তু ভালো আসবে। আমি যতটুকু বুঝতে পারি
জ্বী, জ্বী। চমৎকার! চমৎকার, চমৎকার! তো সেক্ষেত্রে কিন্তু আসলে দেখা যায় অনেক ক্ষেত্রেই আরকি যে, আম আ মানুষ কিন্তু আসলে সিদ্ধান্ত নিতে কিন্তু আসলে একটু আসলে দ্বিধাদ্বন্দ্বে ভোগে। আ আপনি যেরকমটা বলছিলেন যে, আপনি যখন কিনা আসলে তরুণ ছিলেন বা এখনো তরুণ আছেন, কিন্তু আরো বেশি যখন তরুণ ছিলেন, তখন কিন্তু দেখা যাচ্ছে কি? যে, আ একটু দেখা যাচ্ছে আ পড়ালেখার দিকে একটু বেশি আ ফোকাস করেছেন, এবং আ ক্যা ক্যারিয়ার ফোকাসড একটু বেশি ছিলেন। স্বাস্থ্যের প্রতি একটু অবহেলা করেছেন। হ্যাঁ? তো আম বর্তমান সময়ে এসে যদি কিনা, আবার যদি কিনা এমন একটা পরিস্থিতির মধ্যে মুখোমুখি হন যে, ক্যারিয়ার আগে, নাকি স্বাস্থ্য আগে? তখন আসলে কোনটা বেছে নিবেন?
হু, হুম। হুম। হুম।

আ তখন আসলে ঐটাই আমি একটু বেলেন্স করার চেষ্টা করব। যদি এরকম হুট করে এরকম কোন অপরচুনিটি আসে, যেখানে হচ্ছে অল্প সময় দেওয়ার মানে, মানে একটা শর্ট পিরিয়ড ওফ টাইমে আ বেশি এফোর্ট দেওয়ার ফলে, যদি ধরেন ভালো একটা কেরিয়ার অপরচুনিটি পাওয়া যায়, সেক্ষেত্রে সেটা আমি গ্রাব করার চেষ্টা করব। এবং সেটা হচ্ছে স্বাস্থ্য, স্বাস্থ্যের যে, চর্চাটা সেটা যথাযথভাবে বজায় রেখে, ১ম এ আমি চেষ্টা করার, চেষ্টা করব আরকি। তো সেক্ষেত্রে যদি ধরেন আ কোন, কোন ক্ষেত্রে পসিবল না হয়, সেটা হয়তো সর্বোচ্চ ৭ দিন হইতে পারে যে, হয়তো ৭ দিন আমি এরকম এক্সট্রিম লেভেলে স্ট্রেস নিলাম, যে, আমার ঘুম খাওয়া দাওয়া ঠিক নাই। সেটা ডেডলাইন এর আগে, আগে। কিন্তু আমি ম মনে হয় না যে, এর বেশি নেওয়া ঠিক হবে। কারণ দেখা যাচ্ছে, এখন ৭ দিন আমি একটা কাজ আ করতে গিয়ে বা ৭ দিন হয়তো আমি স্ট্রেসটা নিলে আমার কাজটা হয়ে যাচ্ছে। কিন্তু এর বেশি যদি আমি যদি এখন ১৫ দিন বা ১ মাস টানা স্ট্রেস নেই, সেটা হয়তো পরবর্তীতে ৩ বছর বা ২ বছর আমাকে মানে রেগুলার কাজ থেকে আমাকে বঞ্চিত করবে। বা আমি হয়তো বড় ধরনের একটা শারীরিক সমস্যায় পড়তে পারি। তো শুধু বর্তমানটা ভাবলে হবে না স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য নিয়ে সবসময় ভবিষ্যতের ভাবনাটা ভাবতে হবে। কারণ এখন তো আমরা সবাই ভালোই আছি। তাই না? সামনে কতদিন ভালো থাকবো সেটা হচ্ছে বড় বিষয়।
আচ্ছা। জ্বি, জ্বি। চমৎকার, চমৎকার! আচ্ছা। চমৎকার! স্বাস্থ্যের উপর একটা প্রেশার। একদম, একদম। একদম, একদম। চমৎকার! সামনের। আসলে যাই, দিন আ আ যাই দিন ভালো, আসে সেদিন খারাপ। ব্যাপারটা অনেকটা এরকম। তো চমৎকার। তো এই ক্ষেত্রে আসলে খুব ছোট করে আসলে জানতে চান, যে, এই যে, আপনি আপনার স্বাস্থ্য ভালো রাখতে। বর্তমানে আসলে কী, কী আসলে আ শরীর স্বাস্থ্যের যে, কিছু কসরত আছে, সে ক্ষেত্রে আসলে কী, কী আসলে করেন?
আসে দিন খারাপ। হ্যাঁ, রাইট, রাইট।